হ্যাঁ, আসলে এক একই সময় পড়ে যেত। কারণ দেখা যেত যে আমরা যেহেতু মানে আমি একটু ১ ক্লাস উপরে পড়তাম ও ১ ক্লাস নিচে পড়ত। তো আবার পড়াশোনাটা হ্যাঁ, হ্যাঁ, দেখা যেত যে পড়ার সময়টাও একরকম ছিল। মানে একই রুমের মধ্যে ২ সাইড এ হচ্ছে ২ জনের পড়ার টেবল। ২ সাইড এ ২ টা খাট। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে, মানে আমিও ৬:০০ টা থেকে ১০ঃ০০ টা পর্যন্ত পড়তাম, ও ৬ঃ০০ টা থেকে ১০ঃ০০ টা পর্যন্ত পড়তে বসত। তারপর খাওয়া দাওয়া করে দেখা যেত যে, একটুখানি আবার প পড়াশোনা করে বা হোমওয়র্ক যা, যা আছে বা বই খাতাগুলো একটু গুছাতে, গুছাতে, দেখা যেত ১১:৩০ টা- ১২ঃ০০ টা বেজে যেত। তো ১২ঃ০০ টা থেকে আমরা হচ্ছে হল গিয়ে ১:৩০ টা কি ২ঃ০০ টা পর্যন্ত হচ্ছে একটু টিভি দেখতাম। যেহেতু সকাল বেলা ১০ঃ০০ টা বাজে ক্লাস।
আচ্ছা। মানে পিঠাপিঠি বলা যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝলাম। মানে ওই সময়টা আসলে আপনারা আসলে পেতেন যে, আসলে টিভি দেখার ক্ষেত্রে তো আপনি কিন্তু বারবারই হুম, একদম, একদম।
হ্যাঁ, কারণ সকাল ১০ঃ০০ টা বাজে ক্লাস থাকতো। তো সেই ক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যেত ঘুমের জন্য। তো আমরা আসলে ২ঃ০০ টা পর্যন্ত রাত জাগতাম। তো পরে দেখা যেত যে, ওই ইদের ২ ঘণ্টা একটু টিভি দেখার একটা মানে থাকে না যে আগ্রহ বা ইচ্ছা থাকতো। যে একটু দেখি, দেখি, কি হচ্ছে? তো আমি আসলে দেখতে যেতাম টিভি সিরিয়াল হ্যাঁ? আর ও দেখতে যেত কার্টুন।
বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা। এখানে একটা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছি। যে আপনি যেমনটি বললেন যে আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ২ জনই আসলে একই সময়ে আসলে টিভি দেখার সুযোগটা পেতেন। যে আ ঘুমানোর আগে যে বলা যায় যে ১১ঃ০০ টা থেকে রাত ২ঃ০০ টা পর্যন্ত। তখন আসলে আপনি কিন্তু ১ম এই বলেছেন যে, আপনাদের ২ জনের পছন্দ কিন্তু আলাদা। প্রথমত আপনি হচ্ছে সিরিয়াল দেখেন, ও হচ্ছে কার্টুন দেখে। এবং আপনারা কিন্তু পিঠে পিঠি। তো সেক্ষেত্রে আসলে কি হতো ওই যে, ওই সময় টিভি দেখতে গিয়ে একসাথে আসলে ২ টো চ্যানেল তো আসলে দেখা সম্ভব না। তো আসলে কি হতো সেটা জানতে বেশ কিন্তু আমি আগ্রহী হয়ে পড়ছি। একটু কি বলবেন?
হু। জ্বী। হুঁ। আচ্ছা। যখন আসলে ও এ্যানি মানে বিভিন্ন কার্টুনের যে চ্যানেল গুলো ছিল ও মূলত আসলে অ্যানিমেক্স দেখত। হ্যাঁ? মানে, মানে, বেশ ওর ফ্যাসিনেশন কাজ করতো এনিমেক্স এ। তো সেই ক্ষেত্রে ও অ্যানিমেক্স এ কার্টুন দেখত। যখন আসলে ওটার মাঝখানে একটু এড দিত, পরবর্তীতে দেখা যেত যে, আমায় আর যে টিভি সিরিয়াল যে নাটকগুলো আছে ওগুলো আমি দেখতাম। তো আমি আবার স্টার প্লাস এর নাটকগুলো দেখতাম বেশ। তো সেই সময় দেখা যেত যে মানি কাসুটির জিন্দেগি কি এগুলো বেশ অনেক বেশি পপুলার ছিল। তো আমি যখন ওইটা দেখতাম, আবার ওইটাতে যখন আসলে দেখা যেত আবার এড দিছে, তখন আবার ওর কার্টুনে আমরা মুভ করতাম। মানে এইভাবে করে আমাদের হচ্ছে হলো গিয়ে টিভি দেখার প্রোগ্রামটা চলত।
ও! আচ্ছা। কোনো উদাহরণ দিবেন কি? ও আচ্ছা! বুঝতে পেরেছি। আ হা। বুঝতে পারছি।